আমি না কিছুদিন যাবত আসলে একটু মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি। আসলে আ বুঝতে পারছি না যে আসলে এই জিনিসটা কিভাবে deal করবো। আমি আ দেখছি যে আমার আশেপাশে আমার যারা আছে, হ্যাঁ? আমার বন্ধুরা কিংবা আমার কলিগ যারা আছে তারা তাদের কাজগুলি খুব স্বাচ্ছন্দ্যে আসলে করতে পারছে আ কিংবা যখন দেখি যে তাদের career growth, হ্যাঁ? যে তারা কিন্তু কোন দ্বিধা ছাড়াই আ তাদের কাজগুলি সেরে উঠতে পারছে। কিন্তু আমার ক্ষেত্রে না আসলে এই জিনিসগুলি হচ্ছে না। আমি আগে এমনটা হতো না আমার সাথে, হ্যাঁ? আগে কিন্তু আমি যখন কোন একটা কাজ করতাম আ কাজে আমি focus করতে পারতাম কিংবা আসলে কাজ করতে গেলে দেখা যেত যে বিভিন্ন ধরনের creative idea আমার মধ্যে চলে আসছে। কিন্তু এখন যখন আসলে কাজ করতে বসি না, আমার মাথায় creative idea আসে ঠিকই। কিন্তু যখনই সে idea গুলি execute করার সময় আসে, যখন আসলে এই জিনিসগুলি আমি চেষ্টা করি করার, হ্যাঁ? তখন না মাথার মধ্যে আসলে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা কাজ করে। তো এটার জন্য না মানে আমি কাজগুলি আসলে এগিয়ে নিতে পারি না। যে অনেক কিছু এরকম মাথায় চিন্তা করে রাখি ঠিকই, কিন্তু ওই চিন্তাগুলি পরে যে আসলে বাস্তবায়ন করবো, ওই বাস্তবায়ন আর করা হচ্ছে না। তো এটা যে মানে কিভাবে আমি সমাধান খুঁজে পাবো কিংবা কিভাবে যে জিনিসটা deal করবো এটা আসলে বুঝে উঠতে পারছি না।
জি। আচ্ছা। উ হু। হু, হু। আচ্ছা। আসলে আপনার কথা শুনে কিন্তু বেশ হতাশই মনে হচ্ছে আপনাকে। মনে হচ্ছে যে, এইযে সৃজনশীলতা যে আটকে যাচ্ছে আপনার, সেটা নিয়ে আপনি বেশ দুশ্চিন্তায় আছেন। এটা আসলে অ্যা একদিক থেকে বলা যায় একটু স্বাভাবিক। কিন্তু আবার যখন আপনি একটু গভীরভাবে চিন্তা করবেন, যখন দেখবেন যে আশেপাশের মানুষজন আপনার থেকে এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু আবার খারাপ লাগাটা অনেক বেশি স্বাভাবিক হয়ে যায়। তো আপনি কি আমাকে আরেকটু বিস্তারিত বলতে পারেন যে আসলে কখন বা কোন ধরনের কাজের ক্ষেত্রে আপনি বেশি আটকে যাচ্ছেন বা কোন ধরনের কাজটা হচ্ছে আপনার জন্য বেশি সমস্যা আস তৈরি করছেন? তাহলে কিন্তু আরেকটু ভালোভাবে আমরা কথা বলতে পারবো।
হুম। উ হু। আসলে, আমি এখন মানে যে sector এ কাজ করছি, আমি একটি creative agency তে কাজ করি। তো আ দেখা যায় যে অনেক এরকম সৃজনশীল কাজ আমার করতে হয়, ঠিক আছে? এগুলি এখন আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি ইদানীং যে আমি কিন্তু, আ আমার নিজের creativity কে, হ্যাঁ, এটা না আসলে বিক্রি করে দিয়েছি আরেকজনের কাছে। যে আগে যেটা করতাম কি, আগে কিন্তু আগে আমি এরকম অনেক creative কাজ করতাম যে নিজের জন্য লিখালিখি করতাম, মাঝেমাঝে গান টান লিখতাম। কিন্তু এই জিনিসগুলি সব মানে নিজের জন্য করা হতো, হ্যাঁ? নিজের ভালো লাগা চিন্তা করে আমি এই জিনিসগুলি করতাম, ঠিক আছে? কিংবা আ হয়তোবা নিজের creativity টাকে একটু showcase করার জন্য এই জিনিসগুলি করা হতো। কিন্তু এখন তো আসলে যে চাকরিটা করছি, হ্যাঁ, আমার কিন্তু কাজগুলি করা হচ্ছে আসলে চাকরির উদ্দেশ্যে। তো ওই কাজের ক্ষেত্রে না আসলে আমি মন দিতে পারছি না। specially হচ্ছে কি এখন আমি যেটা দেখছি যে কাজ করতে গেলে, হ্যাঁ, যে আমার একটা সারাদিন মাথার মধ্যে না একটা অদৃশ্য একটা চাপ কাজ করে। একটা মানে tension চলে আসে যে, মানে এই কাজটা যে করছি, কাজটা আসলে নিখুঁত হতে হবে। একদম perfect যদি না হয় কাজটা তখন আবার দেখা যাবে যে মানুষজন হাসবে কিংবা এই জিনিসগুলি নিয়ে হয়তোবা তারা মানে বিচার করবে, বিশ্লেষণ করবে জিনিসগুলি, হ্যাঁ? ভুল করলে তো দেখা যাচ্ছে যে, আমার career টা শেষ হয়ে যাবে। আমার এই যে এই field টা হয়তোবা পরে আমি পরবর্তীতে গিয়ে কোন কাজটা যে আর পাব না, হ্যাঁ? মানুষজন আমাকে নিয়ে হয়তোবা হাসিঠাট্টা করবে। সারাটা দিন এই ধরনের চিন্তা আমার মাথায় মানে ঘুরতে থাকে। একটা constant একটা pressure এর মধ্যে দিয়ে আমি যাচ্ছি। মানে আসলে হচ্ছে কি এই জিনিসগুলি আমি কারো সাথে share ও করতে পারছি না, হ্যাঁ? যে এই ধরনের একটা pressure আমার মধ্যে কাজ করছে। আর আমি বুঝতে পারছি যে এই জিনিসগুলি যে আমাকে মানে কতটা আমার কাজের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করছে। কারণ এই যে এই চিন্তাগুলির জন্য না আমি কাজগুলি শুরুই করতে পারছি না। আমি শুরু করার আগেই থমকে যাচ্ছি।
হ্যাঁ। উ হু। আচ্ছা। বুঝতে পারছি। উ আসলে। উ হু। আচ্ছা, আসলে আপনার যে পরিস্থিতি এটা কিন্তু খুবই আ জটিল মনে হচ্ছে আমার কাছে। কারণ যেহেতু আপনি কারো সাথে এই ব্যাপারটা নিয়ে খোলামেলা কথা বলতে পারছেন না, তারপর কাজগুলো পারফেক্ট হওয়ার একটা চাপ আপনার ভেতরে কাজ করছে। আপনার কাছে মনে হচ্ছে যে, পারফেক্ট না হলে আপনাকে নিয়ে হাসাহাসি করা হবে। তো এই ব্যাপারটা কিন্তু আসলে অ্যা হয়তো সবার ভেতরেই কাজ করে ১ম এ, ১ম এ। আসলে আপনি কিন্তু অ্যা আপনার আপনি ১ম এ যে বললেন যে, আগে আপনি কাজগুলো একদম মন থেকে করতেন আর এখন হচ্ছে কাজ করার জন্য আপনাকে করতে হচ্ছে, যেটার কারণে কিন্তু আপনি pressue feel করছেন। তো আপনি কিন্তু আসলে যদি আরেকটু আমাকে আ clear করে বলতেন যে এইযে, আপনার যে কাজের ধরণ সেটা আসলে কেমন? মানে কি ধরনের কাজ আপনাকে করতে হয়?
জ্বী। জ্বী। আমার আসলে আ এইযে যেটা বললাম যে একটা আসলে creative agency তে কাজ করি। তো আমার কিন্তু বিভিন্ন ধরনের এরকম ad campaign এগুলি আসলে সাজাতে হয় কিংবা আসলে এগুলি আ প্ল্যান করতে হয় যে, কিভাবে একটা ad তৈরি করবো, কিভাবে মানুষজনের সাথে একটা relatability তৈরি করবো, হ্যাঁ? এই জিনিসগুলিই চিন্তাভাবনা করতে হয়। তো এইযে যেটা আপনাকে বললাম যে, আগেও এরকম মানে অনেক ধরনের creative কাজই আমার করা হতো। এমন না যে কখনো করি নি যে একদম নতুন জিনিসটা আমার জন্য। কিন্তু আগে যখন করতাম তখন তো নিজের জন্য করতাম। আর তখন কিন্তু কোন এরকম pressure ছিল না, হ্যাঁ? যে ভালো না হলে আরেকজন জিনিসটা কিভাবে judge করবে, হ্যাঁ? কিংবা আরেকজন যে আমাকে এরকম তুচ্ছ-তাচ্ছিল্য করবে, এই ভয়টা আমার মধ্যে কাজ করতো না। আর তখন কিন্তু আমার জন্য মানে কোন এরকম deadline ও দেয়া থাকতো না যে এই সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে। কিন্তু এখন তো মানে বেতন নিয়ে আমি কাজ করছি, একটা অফিসে কাজ করছি। তো অফিসে তো আসলে এরকম একটা pressure থাকেই, হ্যাঁ? যে অন্য মানুষ তারা এরকম আমার কাজের বিচার করবে, হ্যাঁ? তারা আমার কাজের কতটুকু সাফল্য হচ্ছি কাজ করে, জিনিসগুলি লক্ষ্য করবে। পাশাপাশি হচ্ছে যখন কোন একটা project করতে যাই, প্রত্যেকটা project এর একটা এরকম সময়সীমা থাকে। তো এইযে, এই জিনিসগুলি না যখন মানে চিন্তা করি তখন দেখা যায় কি? আমার আসলে এই creative process টা থেকে মন উঠে গিয়ে আমার আসলে ওই চিন্তাগুলিতে তখন আসলে মন চলে যায়। যে সারাদিন ওগুলি নিয়ে আমি ভাবতে থাকি। এই জিনিসগুলি ভেবে না মানে কাজগুলি শুরু করতে পারছি না আমি। ওই শুরুতে আস
হু, হু। জ্বি। হ্যাঁ। হ্যাঁ। জ্বি। হু, হু। জি। বুঝতে পেরেছি আসলে আপনার, আপনি এখন বর্তমানে আমি বুঝতে পারছি যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি কিন্তু কাজটাকে কাজ হিসেবেই দেখছেন। তা আপনি যদি এই কাজটাকে কাজ হিসেবে না দেখে আপনার আ পছন্দের জায়গা থেকে দেখেন বা নিজেকে তুলে ধরার জায়গা থেকে দেখেন, তখন কিন্তু এই যে pressure যেটা আপনি feel করছেন সেটা কিন্তু অনেকটা কমে যেতে পারে। তাছাড়া আপনি যদি আপনার অফিসের যে boss আছে তার সাথে যদি কথা বলেন যে হ্যাঁ, আমি আমার মতো করে কাজ করি, আমার কাজ, কাজের একটা যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতাটা যদি আমাকে দেওয়া হয় তাহলে হয়তো আমি আমার জায়গা থেকে আরও ভালো কিছু কাজ আপনাদেরকে আ দিতে পারবো। তা আপনি কিন্তু এভাবে তাদের সাথে একটু খোলামেলাভাবে কথা বলে দেখতে পারেন। এটা হয়তো আপনার ক্ষেত্রে কাজ করবে। তা আপনি কি কখনো আসলে আপনার যে এই যে চাপ যে feel করছেন কাজের ক্ষেত্রে deadline নিয়ে, তো এই ব্যাপারটা নিয়ে কি কখনো আপনার অফিসের boss এর সাথে কথা বলে দেখেছেন?
মানে মাঝে, মাঝে না নিজের উপর আসলে বিরক্তি বোধ হচ্ছে যে আমি উ হু। না, আসলে অনেকবার এরকম মনে হয়েছে যে এই জিনিসগুলি কথা বলাটা জরুরি। হ্যাঁ, কারণ আমি তো দেখছি যে ধীরে, ধীরে মানে আমার কাজের প্রতি না মন উঠে যাচ্ছে। অ্যা আর মানে কাজগুলো যেগুলি করছি দেখা যাচ্ছে যে, আ মানে আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়তোবা কাজগুলো হচ্ছে না কিংবা কাজগুলি করেও আমি শান্তি পাচ্ছি না। কারণ মানে কাজের মান ভালো হচ্ছে না। যদিও কাজগুলি অফিস থেকে approve করছে, তাদের কাছে ভালো লাগছে কিন্তু নিজের মধ্যে আমি আসলে কোন তৃপ্তি খুঁজে পাচ্ছি না কাজ করে। মনে করেছিলাম যে আসলে কথা বলব এই জিনিসটা নিয়ে, আ বসকে জানাবো। কিন্তু পরে আবার মনে হয় কি এই জিনিসগুলি যদি বলি পরে আবার তার কাছে কিন্তু এই জিনিসটা মনে হতে পারে যে আমি আসলে incompetent যে এই কাজগুলি আসলে আমার দ্বারা হচ্ছে না। হ্যাঁ, কিংবা আমি এই জিনিসগুলি আ করতে হয়তোবা ভয় পাচ্ছি। হ্যাঁ, হয়তোবা চাকরি নিয়ে আমার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। আ বসেরও কাছে হয়তো এই জিনিসটা লাগতেই পারে। ঠিক আছে আমি কথা বললে। তো এই যে এই একটা ভয় থেকেও আসলে মানে তার সাথেও share করতে পারছি না এই বিষয়গুলি। চেষ্টা করেছিলাম যে, আমার এক বন্ধু সেও আসলে মানে একই ধরনের কাজ করে তো তার সাথে আ কথা বলার চেষ্টা করেছি যে সে আসলে এরকম কোন creative block তৈরি হলে কিংবা যদি আসলে আ এই ধরনের কোন একটা মনোভাব তার মধ্যে তৈরি হয় সে কিভাবে deal করে। তো কার তার কাছ থেকেও না মানে ওইরকম কোন সাহায্য আসলে পাইনি। তো এইজন্যই একটু মানে ভেঙে পড়েছি যে, এখন মানে কাজের আগ্রহটা আমার মধ্যে চলে গিয়েছে।
আচ্ছা, এটা তো দুঃখজনক। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হু। আচ্ছা, বুঝতে পারছে। জি। আচ্ছা, আসলে এটা তো দুঃখজনক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আবার চাপেরও বলা যায়। আপনি যেহেতু আপনার boss এর সাথেও কথা বলতে পারছেন না, আবার বন্ধুর সাথে কথা বলেও তেমন একটা উপকার হয়নি। তো আপনি কি আসলে, আ কখনো freelancing কাজের চেষ্টা করেছেন? কারণ এখন তো দেখা যায় অনেকেই freelancing কাজটা করে। নিজের সময়, নিজের, আ ঘণ্টা অনুযায়ী তারা কিন্তু কাজগুলো করে থাকে। একটা স্বাধীনতা পাওয়া যায়। সেখানে কিন্তু তেমন একটা কাজের pressure ও থাকে না। আপনি আপনার সময় অনুযায়ী আপনি যখন free থাকেন। সেই সময়টাতে কিন্তু আপনি সে কাজগুলো করতে পারেন। তাছাড়াও, আ আপনি কিন্তু চাইলে আপনার যে বর্তমান job টা আছে সেখান থেকে কিন্তু কিছুদিনের জন্য একটা break নিতে পারেন। Break নিয়ে আপনার মানসিক যে অবস্থা সেটা একটু ঠিকঠাক করে তারপর যদি আবার কাজে join করেন। তাহলে হয়তো আবার আপনি নতুন করে একটা উদ্দীপনা খুঁজে পাবেন। আপনার কাজের প্রতি যে আগ্রহ সেটা হয়তো খুঁজে পাবেন। তো কখনো কি এরকম break নেওয়ার কথা বা freelancing করার কথা কি আপনার চিন্তাভাবনায় এসেছিল?
জি। আ আসলে কাজের ব্যস্ততা এত বেশি, এত চাপ, ওই যে একটু নিজের জন্য যে সময় নিব, হ্যাঁ নিজেকে আবার একটু recharge করব, ওই জিনিসটা না মানে করাই হয়ে ওঠে না। আর অনেকবার চিন্তা করেছি এরকম আসলে আ freelancing করব। কিন্তু ওই যে যেটা বললাম যে, একটা মানে ভয় কাজ করছে যে আসলে এই যে এই জায়গায় কাজ করতে, করতে না একটা creative block তৈরি হয়ে গিয়েছে। যে কোন project যদি মানে perfect যদি না হয়, আমার যদি ওইরকম এর একটা portfolio যদি তৈরি করতে না পারি, আমার কাছে এখনও মনে হচ্ছে কি যে যেই কাজগুলি আমি করে এসেছি এই কাজগুলি যদি মানুষজনকে দেখাই, তারা হয়তোবা আমার কাজগুলিকে আ বুঝতে পারবে না, হ্যাঁ, কিংবা হয়তোবা judge করবে। এই কারণে মানে মানুষজনকে এই জিনিসগুলি দেখাতে আসলে একটা ভয় কাজ করে আমার মধ্যে। তো এই ভয়ের জন্যই না যে নিজে, নিজে যে কোন কিছু চেষ্টা করে দেখব, হ্যাঁ, কিংবা আ নিজে, নিজে এরকম একটু নিজের জন্য কোন কাজ করব এই জিনিসগুলিও করা হচ্ছে না আর এই ভয়টার কারণেই।
হ্যাঁ। হুম। জি। হুম। জাজ করতে। হুম। হ্যাঁ। আসলে এসব ক্ষেত্রে ভয় পাওয়াটা কিন্তু একদমই স্বাভাবিক। তবে আপনি আসলে এই যে ভয়টাকে কিন্তু একটু side এ রেখে আপনি আপনার মন মতো যে কাজটা করবেন সেটা কিন্তু একটু করে দেখতে পারেন। কারণ ভয় লাগাটা একদমই স্বাভাবিক। যখন মানুষ যখন পরীক্ষা দিতে যায় তখনও কিন্তু দেখবেন মানুষের ভেতরে একটা ভয় কাজ করে যে সে পরীক্ষায় সবকিছু ঠিকঠাক মতো লিখতে পারবে কিনা, প্রশ্ন common পড়বে কিনা। তো এই ভয়টা না আসলে মানুষের জীবনের একটা part. তো আপনি এই যে ভয়টা পাচ্ছেন এখান থেকে, আ আমি আ বলব যে একটু বের হয়ে আসার চেষ্টা করেন। বের হওয়ার জন্য একটু meditation করেন বা নিজের কাজকে নিজেই একটু প্রশংসা করেন। তাহলে দেখবেন আস্তে, আস্তে কিন্তু এই ভয়টা আপনার কেটে যাবে।
হ্যাঁ, হ্যাঁ। হুম। চ আসলে এই যে আপনি যেটা বললেন, আমার মনে হচ্ছে কি যে একটা মানসিক চাপের কারণেই এখন, আর ওই যে একটা perfectionism এর জন্য যে আমি মানে মুখিয়ে আছি এই জিনিসটার জন্যই হয়তোবা যে মাথায় চিন্তা আসছে অনেক। কিন্তু ওই যে ভয়ের কা কারণে মানুষজন কিভাবে judge করবে এটার কারণে, আর মানে নিজের standard টাকে আসলে এত বেশি এরকম মানে high করে রেখেছি যে কাজগুলো আসলে ভালো না হলে নিজেই আসলে জিনিসগুলি নিয়ে একটু শরম পাচ্ছি কিংবা আসলে আ কারো সামনে তুলে ধরতে পারছি না। এগুলির কারণে হয়তোবা কাজগুলো করা হচ্ছে না। তো আপনার কথাগুলি বেশ ভালো লাগলো। বেশ দারুণ কিছু suggestion দিলেন। ধন্যবাদ আপুকে।
হ্যাঁ। হুম। হু। জি, আশা করছি আপনার পরবর্তী দিনগুলো ভালো কাটবে, ভালো থাকবেন।